তো, এক্ষেত্রে আসলে আমি বলবো লাইক অ্যা কিছু, কিছু ইউনিভার্সিটি, যা ধরেন আমার ইউনিভার্সিটি আসলে research করছে। অনেক research ই করছে। কিন্তু সেটা কতটা impact ফেলছে। সেটা আসলে আমার সন্দেহের বিষয়। লাইক research করছে publication এর জন্য। দেশের বাইরে মাস্টার্স করব বা PhD করব। বাট কতটা আসলে আমাদের জন মানে জীবনে সেটা আসলে impact ফেলবে। সেটা আমার কাছে মানে অবশ্যই সন্দেহের বিষয় মনে হয় আরকি। লাইক, publication টাই এমন একটা জিনিস হয়ে গেছে। মনে হয় যে হাতের মোয়া টাইপের। যে কেউ হচ্ছে যে কিছু না কিছু publication করছে।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। একদম ঠিক বলছেন, আপনি।
তো আপনার কাছে কি মনে হয় ভাই? মানে
আমার কা আমার কাছে মনে হয় যে আ research হচ্ছে অনেক বেশি। যেহেতু প্রযুক্তি এখন হাতের নাগালে। সবাই চাইলেই কোন বিষয় নিয়ে গবেষণা করতে পারে। অনেক সহজলভ্য হয়ে গেছে। আগে এত ডেটা ও ছিল না, এত knowledge অ্যা cross-check করার উপায়ও ছিল না। এখন আছে research হচ্ছে এটা ভালো।
জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী।
তবে এত বেশি হচ্ছে যে, মানুষ আসলে <chuckles> অ্যা এটার সাথে cope up করতে আরো সময় লাগবে বলে মনে হয়। কারণ আ ভুল news filter করার অপশনটা এখনো ইন্টারনেটে অনেক কম। বা ভুয়া জিনিস একজন একটা যেহেতু ইন্টারনেট আমাদের কাছে আয়ের একটা অন্যতম মাধ্যম। তো যার যেমন ইচ্ছা সে তেমন ভুয়া নিউজ, ভুয়া তথ্য দিয়ে দিচ্ছে। এইটা research এর ভেতরে চলে আসছে অনেক সময বা গবেষণায় ব্যবহার হচ্ছে। এই নিউজ গুলো ফিল্টার হওয়া বা আরো বিশ্বাসযোগ্য resource থেকে তথ্য পাওয়ার ব্যাপারটা আস্তে, আস্তে যখন বাড়বে। তখন আরো মনে হয় এই এর গ্রহণযোগ্যতা বা নিরীক্ষতা আরো অনেক বেশি কাজ কার্যকর
উহু, হু, হু, হু। জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। একদম। অ্যা হুম, হুম। হু, হু। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। একদমই তাই। আসলে লাইক ওয়া আসলে লাইক মানে আপনি যেটা দেখবেন মানে বর্তমানে যদি আমি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলুক, আসলে সবার, সবার একটাই উদ্দেশ্য থাকে research করে দেশের বাইরে যাবে বা PhD করবে। কিন্তু কারো যদি innovation এর বা কোন কিছু অ নতুন কোনো কিছু নিয়ে ভাবার আসলে লাইক
জ্বী। অ্যা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না। বেশিরভাগ research paper ই তো cancel হয় আপনার কপি করা বা এই ধরনের বিষয়ের কারণে।

আ আসলে ব্যবহারের উপর depend করে। আপনি কি positive কাজে ব্যবহার করছেন নাকি negetive কাজে ব্যবহার করছেন। যদি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাহলে হয় সেটা অ অতিরিক্ত করলে অবশ্যই খারাপ। কিন্তু আপনি যদি কাজের জন্য বা আপনার পড়ালেখার জন্য বা আপনার গবেষণার জন্য ব্যবহার করেন তাহলে সেটা অবশ্যই ভালো। সো আমার কাছে মনে হয় যেটা বললেন ব্যবহারের জিনিসটা হচ্ছে আ কিমু লাইক কিসের জন্য করছে সেটার উপর আ depend করে। আর আর অন্য আরেকটা জিনিস হচ্ছে আসক্তির যে, বিষয় সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা আসক্ত হয়ে যাই। আমাদের আ জি, জি, জি, জি। আর আ স আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে লাইক অ্যা ভাই ডেটা। আমাদের ডেটা তো আসলে সেফ না। সব ডেটাই তো আসলে প্রযুক্তির কাছে আছেই মনে হয়। এন্ম
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। অনেকক্ষেত্রে জি, জি। ঠিক বলে। জি। আচ্ছা। অবশ্যই ডেটা হা ডেটা তো আসলে এখন ওপেন বলা যায়। সবার কাছেই আমাদের যেসব ছোটখাটো প্রতিষ্ঠান আছে বা বড় প্রতিষ্ঠান আমাদের ডেটা বেঁচেই তো চলে। <chuckles>
জি। জি। হু হ্যাঁ, একদমই তাই। ভাই মানে সোশ্যাল মিডিয়াগুলো তো আমাদের attention নিয়েই টাকা কামায়, না? <chuckles> আমাদের সময় নেই ওদের পকেটে টাকা ঢুকে।
হ্যাঁ, হ্যাঁ। এটাই। এবং আরো কিছু ব্যাপার আছে যে, এখন যে, পরিমাণে অপরাধ বেড়ে চলেছে অনলাইন বা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বলেন আ বা ইন্টারনেট ব্যবহার করে বলেন, এগুলোর ফলেও সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। তবে আশা করি যে, একটা সময় গিয়ে হয়তোবা মানুষ বুঝতে পারবে বা আমাদের আ সোশো আ social economic অবস্থার মানুষ বুঝতে পারবে। এবং পরবর্তীতে হয়তোবা ঠিক হবে। যদিও একটা কথা একটু জানতে চাই যে, এখন কিন্তু অনেক বেশি research হচ্ছে। আ মানুষ গবেষণার দিকে ঝুঁকছে। স্টুডেন্টরা আরো অনেক বেশি কিছু জানার চেষ্টা করছে। আ তো এইযে প্রযুক্তির কারণে বা প্রযুক্তি ব্যবহার করে এখন এইযে মানুষ অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করছে। এটা কি আপনার কাছে সত্যি বলে মনে হয় নাকি আ এইযে এত বেশি resource এর ফলে এই গবেষণা বা research এর আ গ্রহণযোগ্যতা কমে গেছে বলে আপনি মনে করেন?
হু, হুম। জি, জি। হু, হুম। একদমই, একদমই তাই। জি, জি, জি, জি। জি, জি, জি। একদমই তাই। জি। হু, হু, হুম। জি, জি, জি, জি, জি, জি। হু, হু, হুম। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি। হু, হুম। জি, জি।